একটা বিষয় নিয়ে বেশ এ দুশ্চিন্তা করছি। আর একটা চাপের মধ্যেও আছি বলতে পারেন। আসলে এই ধরনের চাপে প মাঝে, মাঝে পড়তে হয়। তো এই চাপ থেকে যে কিভাবে বেরোবো? আর চাপটা এমন না যে আমি সহজেই এখান থেকে বের হইতে পারি। মানে একটা প্যাচ এর মত হয়ে আছে। আ তো আ এটা কিন্তু আমার উম ব্যক্তিগত জীবনে একটা ভালো ধরনের প্রভাব ফেলতেছে। মানে পরিবারের মধ্যে কিছুটা ম বলতে পারেন মনোমালিন্য তৈরি করে। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি, এটা আমার পছন্দ হচ্ছে না আসলে।
হু, হু। আচ্ছা। হু, হু।
আমি মনে করি যে I behave better মানে আমার আরো ভালো থাকা উচিত, আরো ভালো করা উচিত। কিন্তু এই চাপের কারণে আমি নিজেই সুস্থ থাকতে পারছি না। আর ভবিষ্যতের জন্য যে একটা ভালো পরিকল্পনা করব সেটাও হয়ে উঠতেছে না। তো পরামর্শ চাচ্ছিলাম যে আমার আসলে কি করা উচিত?
না, আসলে আপনার কথা শুনে কিন্তু বুঝাই যাচ্ছে যে আপনি বেশ চিন্তিত। এবং আপনি যে কারণগুলা বললেন না? মানে এইগুলা কিন্তু আসলে একটা চিন্তারই বিষয় স্বাভাবিক। তবে আপনি যদি আমাকে একটু বিস্তারিত বলতেন, আপনার আসলে কী ধরনের সমস্যা হচ্ছে যার কারণে আপনি এত চিন্তিত?
জি। এস সমস্যাটা আসলে বড়, বড় কোন সমস্যা না। সমস্যাগুলো ছোট, ছোট সমস্যা কিন্তু এটার ফলাফলটা উম মানে আ উ মারাত্মকভাবে আমাকে আঘাত করতাছে। তো বিষয়টা হচ্ছে যে, আমি উম একটা চাকরি, করি, তো আ চাকরিটা আ সবাইকে আমাদের জীবনের তাগিদে চাকরি করতে হয়। আব খরচের বিষয় আছে, আ সামাজিক মর্যাদার বিষয় আছে। আ তো বা পেট তো চালাইতে হবে। ফ্যামিলি চালাইতে গেলে আমাকে চাকরি করতে হবে, উপার্জন করতে হবে। যেহেতু ব্যবসা করার কোন ইয়ে ছিলো না, আ অভিজ্ঞতা নাই বা অত টাকা পয়সা ছিলো না। তো আমি চাকরি বেছে নিয়েছি, বিশ্ববিদ্যালয়ে শেষ করে। একটা চাকরিতে ঢুকলাম। তা আস্তে, আস্তে চাকরি করার পর আ বিয়ে করলাম, বিয়ের পরে যেটা হয় যে, সংসার হলো। আ তো আগের লাইফের সাথে এখন আ সংসারের লাইফের তো একটু পার্থক্য থাকে। যেটা হইছে যে, চাকরি করার পর আ সারাদিন পরিশ্রম করে, অফিসে তারপর যাওয়া আসার যে, একটা ধকল, টাকা শহরে এই ধকল সামনেয়ে আবার বাসায় ফিরে আ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দিনে আমি যখন বাসায় কলিংবেলটা চাপবো তখন বলে যে, লবণ নাই, তারপর তেল নাই। আ এই ধরনের একটা ব্যা কথা। তখন আমি বাসায় চলে আসছি। আমার এত ক্লান্তি লাগে যে, আমি আর মনে হয় না দে গিয়ে আবার দোকানে যাই। দোকানে গিয়ে আবার এই ছোটখাটো জিনিসগুলো কিনে নিয়ে আসি। তো এইযে ছোটখাটো একটা সমস্যা। এটা আমি বুঝি যে, এটা, এটা গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজগুলো না আমার করতে আ চাপ লেগে যায়। তে আমার তো মনে হয় যে, এই, এই কাজটা আমার না করলেও চলতো বা এটা থেকে যদি একটু রেহাই পাইতাম। কি করা যায় বলুন?
হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। জ্বী। হুম, হুম। হু, জ্বী। হুম, হুম। হুম। হুম। জ্বী। হুম, হুম। জ্বী। না, আসলে উম দেখেন আপনার চিন্তার কারণটা বেশ স্পষ্ট। দেখা যাচ্ছে কি? যে, <tsk> আপনি আসলে অতিরিক্ত চাপ নিচ্ছেন, এবং আপনার দৈনন্দিন যে ছোট, ছোট কাজগুলা রয়েছে বা দায়িত্বগুলো রয়েছে এগুলো আপনি আসলে মানে ঠিকভাবে আ allign করতে পারছেন না। হ্যাঁ? মানে মানে আপনার আসলে প্যা যে কাজগুলো ঠিকভাবে ভাগ করে নেওয়ার কথা, এগুলো করে নিতে পারছেন না। বরং আপনার কিন্তু নিজের প্রতি একটা চাপ তৈরি হচ্ছে। তো এটা না আসলে যে কারোর জন্যই হয়ে থাকে এবং আপনের জায়গায় যদি অন্য কেউ থাকতো তারও কিন্তু এরকম চিন্তিত হবার মতো অবস্থাই হতো। তো আপনাকে আস যদি আসলে একটা আ মানে প্রশ্ন করি, আপনি কি কখনো আসলে নিজের কাজগুলাকে মানে ছোট, ছোট ভাগ করে করার মতন আ কোন পদ্ধতি মানে করেছিলেন কখনো?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আচ্ছা। উ সেইরকম তো আমার কখনো মনে হয় নাই। আমার তো মনে হইছে যে আমার মূল কাজ হচ্ছে অফিস করা। হ্যাঁ? অফিস করবো, টাকা ইনকাম করবো, টাকা ইনকাম করে আমি উম ফ্যামিলিতে খরচ করবো। আমার তো ধ্যান, ধারণা এটাই। এর মধ্যে যে বাইরে কিন্তু যতগুলো কাজ আছে এটা তো আমার কাছে মনে হয় যে অতিরিক্ত একটা দায়িত্ব। তো সেইভাবে কিন্তু আমি তেমন কোনো পরিকল্পনা করিনি। যে এই কাজ এই সময় করবো, এই কাজ সময় করবো বা এটা এখন না করলেও চলবে। ওই ধরনের পরিকল্পনার আসলে আমি কখনো প্রয়োজন অনুভব করি নাই। আ কিন্তু এখন দেখা যাচ্ছে কি? যে, এই ছোট, ছোট কাজ নিয়ে কিন্তু সংসারে প্রতিদিন একটা খুঁটিনাটি লেগেই আছে। তো আজকে নুন আছে তো কালকে তেল নাই, পরশুদিন মেয়ের বাজা মেয়ে স্কুলে কে দিয়ে আসবে, কে নিয়ে আসবে। তারপর আব আ আ আত্মীয়স্বজনের দাওয়াত আছে সে, বাঁশের বাজার কবে করবো? এইযে ছোটখাটো একটা বিষয়। মানে কোন না কোন দিন এমন কোনো দিন নাই আমি কি আর বলবো? এমন কোনো দিন নাই যেখানে এ ছোটখাটো বিষয় নিয়ে একটা খুঁটিনাটি আ ঝগড়া ঝগড়ার মতো ঝগড়াই তো বলবো। ঝগড়ার মতো লেগে যায়। তো এ এই হচ্ছে বিষয়।
হু, হু। আচ্ছা। জ্বি। হু, হুম। হু, হু। আচ্ছা। হু, হু। হুম, জী। হু, হু। হু, হু। হুম, না আসলে আপনার পরিস্থিতিটা বেশ দুঃখজনক। আপনি আসলে দেখা যাচ্ছে যে, ওভাবে কাজগুলোকে ছোট, ছোট ভাগে ভাগ করতে পারছেন এবং অ্যা বললেন যে ঝগড়াও লেগে যায়। হ্যাঁ? তো এক্ষেত্রে না আপনাকে আগে বুঝতে হবে যে, আপনার আসলে গুরুত্বটা কোথায়? অবশ্যই আপনি আসলে যে কাজ করছেন, অফিস করছেন এটা নিশ্চয়ই আপনি আপনার পরিবারের জন্যই করছেন। তবে দেখেন, আসলে শুধুমাত্র কাজ আসলে করলেন আ অফিসে কিন্তু পরিবারের তো কিছু দায়িত্ব রয়েছে। সেগুলো যখন পালন করবেন, তখন তো আপনার মনে একটা আলাদা শান্তি লাগার কথা। হ্যাঁ? তো এটার জন্য যেটা হবে যে
আচ্ছা। হুউম। হুউ। তা লাগে।
হ্যাঁ, এটার জন্য যে আসলে, মানে যেটা করতে হবে আপনার যে, আপনি আ আগে কাজগুলাকে নোট ডাউন করে রাখেন। মাসের শুরুতে হোক শুরুতে হোক, সপ্তাহের শুরুতে হোক যে আপনার কি, কি কাজ আসবে এই সপ্তাহে বা, এই ই দিনে অথবা, এই মাসে যেগুলো আপনি ভাগ করে রাখলে হবে কি? যে আপনি ছোট, ছোট কাজগুলাকে দিয়ে শুরু করে ফেলতে পারেন। আগে, আগে শেষ করে ফেললেন। আর আপনার যে দায়িত্বটা অফিসের, এটা তো আসলে চলতেই থাকবে। এবং আপনি যখন এভাবে করবেন, দেখবেন কি? আপনার সময়টাও কম লাগছে এবং কষ্টটাও কমে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে প্রথমে আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে, না, আপনার আসলে যে দায়িত্বগুলো রয়েছে, এগুলা যেভাবেই হোক পূরণ করতে হবে। কারণ, দিনশেষে পরিবার আপনার দিকেই তাকিয়ে রয়েছে।
হু, হু। ওকে। হু, হু। আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা, এটা কিন্তু আপনি সুন্দর একটা পরামর্শ দিলেন। আমি তো আসলে চাপে এই যে, আ চাপে যে, এ চাপ থাকাটা আমি মনে করি যে, অ অ অসম্ভব বা অস্বাভাবিক কিছু না। কারণ উম অফিসে কিন্তু প্রচুর চাপ, হ্যাঁ? কাজ করতে হবে। বস আছে, ক্লায়েন্ট আছে, কলিগরা আছে। তো, এটা-সেটা করতে, করতে কিন্তু মানসিকভাবে আমার বেশ চাপের মধ্যেই থাকে। এই চাপটা না আমার, আ আমার কাছে মনে হচ্ছে যে, এই চাপটা আমি বাসা পর্যন্ত টেনে নিয়ে আসতেছি। তো আপনি, সুন্দর একটা পদ্ধতির কথা বললেন। আ এটা মনে হয় যে, যদি আমি মেনে চলি আ এই একটু ঝগড়াঝাটি কিছুটা কমবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলুন? ঐ অনেকেই দেখি, আমার বন্ধু-বান্ধবদের দেখি, না মানে আমাদের, আমার বিশেষ করে ছোট, ছোট কাজগুলোর কথা যে বললাম। বেশিরভাগ না বাজার-সদাই সম্পর্কতা। মানে, এই বললামই তো, আমি যখন বাসায় ঢুকতেছি এই সময় বলে, এটা নাই, সেটা নাই। এটা আমার এমন মাঝে, মাঝে মেজাজ খারাপ হয়ে যায়। যা মানে বলার বাইরে আর কি। তো, আমার বন্ধু-বান্ধবদের অনেকেই দেখি অনলাইনে অর্ডার করে চাল, ডাল, তেল, নূন। এ এটা যদি আ করা যায়, তাহলে তো মনে হয় যে, আমার দায়িত্ব কিছুটা কমে যাবে। এটা কি করা উচিত হবে?
হুম, হুম। হুম, জি। হু, হু। হু, জি। হু, হু। হু, জি। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আসলে করে দেখতে পারেন, অবশ্যই। এটা দেখেন আসলে কিছু, কিছু জিনিস যখন আ আপনার ক্ষেত্রে আসলে সম্ভব হচ্ছে না। হ্যাঁ? তো যেটা হবে যে আসলে আপনি এই যে Online এ যে Order দেওয়া যাচ্ছে। বা ধরেন এখন কিন্তু Online এ Shopping ও করে ফেলা যাচ্ছে। ঘরের বিভিন্ন জিনিস আসলে
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।
<swallows> কিনে ফেলা যাচ্ছে। তো এগুলো যদি আপনার কাছে মনে হয় যে আপনার স্বশরীরে যেয়ে আসলে আপনার সম্ভব হচ্ছে না। হ্যাঁ? করা বা আপনার সময়টা নেই। আপনি এমনও করতে পারেন, অফিসে ১ টা ছোট Break এর টাইমে আপনি যদি আসলে বাসা থেকে কোনো ফোন আসে যে না, আপনাকে আজকে এগুলা একটু নিয়ে যেতে হবে বাজার করে। আপনি ভাবলেন হতে পারে যে আ আপনার আসলে ওভাবে সময় হবে না। আপনি তখন একটু ওই যে চালডাল বলেন বা মানে আরো কিন্তু আ ধরেন হচ্ছে খাবারের ক্ষেত্রে ফুডপান্ডা রয়েছে বা পাঠাও রয়েছে। তো এই এই গুলোতে যদি আসলে আপনি একটু চেষ্টা করে দেখেন, দেখবেন কী যে হতে পারে যে ৫০ ৬০ টাকা বেশি লাগছে। কিন্তু আপনার কিন্তু আ জিনিসটা একদম ঘরে যেয়ে পৌঁছে যাচ্ছে। তো এভাবে করলে কিন্তু আপনার সময়টাও বেঁচে যাবে এবং এই যে সমস্যাগুলো আপনার হচ্ছে, এটা কিন্তু আসলে অনেকাংশে সমাধান হয়ে যেতে পারে।
হু, হু। উ, হু। আ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। সুন্দর একটা পরামর্শ দিলেন। কিন্তু আমার ঐডা মাঝে, মাঝে একটু ভয় লাগে যে, কার্ড দিয়ে পেমেন্ট করবো? আবার কিছু আ মানে আ হয় না যে, ফ্রড-ট্রড হয় এরকম কিছু হয় কিনা? টাকাটা নষ্ট হয় কিনা? আবার মালগুলো ঠিকমত দিবে কিনা? পচা কিছু দেয় কিনা? তো এই, এই বিষয়টা আমি আসলে কিভাবে আ সামাল দিবো?
হু, হুম। আচ্ছা আসলে আ এই বিষয়টা সামাল দেওয়ার যেই আ আ বিষয় এটা হচ্ছে আপনার বাসায় যখন আসলে জিনিসটা চলে যাচ্ছে। হ্যাঁ, তখন তো কেউ না কেউ আসলে দেখেই নিবে। আপনার বাসায় তো মানুষজন হয়তো থাকবে হতে পারে। এটা আপনার ওয়াইফ থাকলো অথবা কাজের কোনো মানুষ থাকলো অথবা আপনার যদি মানে মা-বাবা থেকে থাকে, তারা যদি একটু দেখে নেয়, তাইলে কিন্তু হচ্ছে এটা বিষয়টা অনেক ভালো হয়। এবং এ এখানে একটা সুযোগ সুবিধা এরকম যে, আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা থাকলে তারা এটা ফেরত নিয়ে নিবে। মানে তারা আপনাকে অবশ্যই চাপিয়ে দিবেন। হ্যাঁ? এবং আপনি যদি আসলে <smacks lips> আ তাদেরকে মানে বাসায় আগে থেকেই বলে রাখেন যে এরকম একটা জিনিস আসছে, তোমরা একটু দেখে নাও। আর টাকাটা হচ্ছে কি আপনি আ যখন জিনিসগুলা সব ঠিকঠাক ভাবে পেলো, এরপর আপনি হয় bKash করে দিলেন। মানে অনলাইনে পেমেন্ট করে দিলেন অথবা হচ্ছে গিয়ে আপনি বো বাসায় বললেন যে, দিয়ে দিতে আপাতত বা মানে ওই টাকাটা রেখে আসলেন বাসায় আগে থেকেই। এভাবে কিন্তু পরিকল্পনা করলে দেখবেন যে, ওরা কোনো ধরনের সমস্যা আসলে আ না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকে। হ্যাঁ? এ এভাবে একটু দেখতে পারেন।
হু, হু, হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। হু, হুম। আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা। হুম, ধন্যবাদ আপনাকে। আসলে সুন্দর একটা পদ্ধতির কথা বললেন, এটা আমার জানা ছিল না। তো হ্যাঁ, এটা যদি আমি করতে পারি আমার তো মনে হচ্ছে যে, আমার কাজের যে আ দায়িত্বগুলা, এই দায়িত্বর অনেকাংশেই আমি মুক্তি পাইতে পারি। আর এ দায়িত্বগুলো যদি না থাকে, তখন কিন্তু আমার মানে পরিবারে আমি আরেকটু বেশি সময় দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা আমার জন্য যেটা প্রয়োজন মনে হয় যে, নিজের জন্য কিছু সময় বের করা। আ একটু বই পড়তে পছন্দ করি। দেখা যায় বই পড়ার সময়ই পাই না আমি। তো এই চাপগুলোর কারণে দেখা যায় নিজের যে, একটা পছন্দ আছে, অপছন্দ আছে সেটা আমি প্রায় ভুলেই যাচ্ছিলাম। এখানে আমি তো কিছু সময় আমি আ দিতে পারবো। তো এটা ভালোই হবে আমার জন্য। তো আমার সহধর্মিণীও মনে হচ্ছে যে, এই বিষয়টাকে Positively নিবে। কারণ আ সমস্যা তো তাকেই ভোগ করতে হয়। তো তার সাথে যদি আলোচনা করে এই ধরনের একটা পদ্ধতি আমরা বেছে নেই; আপনি আরেকটা পরামর্শ দিলেন যে ছোট, ছোট ধাপে কাজগুলোকে ভাগ করে নেয়া, তারপর সেটাকে সম্পাদন করা। আ প্লাস আমি যদি অনলাইনে বেশিরভাগ সমস্যার সমাধান করে ফেলতে পারি এবং সেটা একটা সুন্দর রেজাল্ট দেয়, আমার তো মনে হচ্ছে যে, আমার চাপটা থেকে আমি মুক্তি পাবো, আর আমার নিজের জন্য আমি বেশ কিছু সময় আমি বের করে নিতে পারবো। তো এত সুন্দর কিছু পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভ-কামনা থাকলো।
হু, হু। হু, হু। জ্বী। হু, হু। জ্বি। হু, হু। হুম, হুম জ্বী। হুম, হুম। জ্বি। জী, আসলে আ হ্যাঁ, আপনি যেভাবে আসলে এখন বলছেন, বুঝা যাচ্ছে যে আপনার প্রথমে কথার যে ধরন ছিল, এক ধরনের চাপ অনুভব করছেন। এখন কিন্তু আসলে অনেকটাই চাপমুক্ত হয়ে গিয়েছেন, দেখে আসলে বুঝা যাচ্ছে, হ্যাঁ? তো আ আসলে আপনার মনোবলটা এতই শক্ত যে আমার মনে হচ্ছে যে, আপনি আসলে এই বিষয়গুলো যদি একটু চেষ্টা করে দেখেন এবং আপনার যদি আসলে অতিরিক্ত কখনো চাপ এসেও থাকে, তখন যদি আসলে নিজেকে একটু সময় দেন, বিশ্রামের সময় দেন বা একটু যদি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করেন, এরপরে কিন্তু অনেকাংশে সমাধান হয়ে যেতে পারে, হ্যাঁ? তো আপনার কিন্তু আসলে অনেক শুভকামনা রইলো এবং আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
আসলেই তো। হ্যাঁ, জ্বী।